অবশ্যই, অবশ্যই। তো আপনি যেটা বললেন, হ্যাঁ চমৎকার বলছেন। অবশ্যই মানে সম্পর্কগুলোতে দেখা গিয়েছে যে বিভিন্ন কারণে ভুল বোঝাবুঝি আসতেই পারে। এটা একদমই স্বাভাবিক একটা বিষয়। তো আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান অবস্থায় আপনার, আপনার যে বর্তমান অবস্থা এতে করে আপনি আ কি মনে করেন যে আপনার যে সম্পর্কে যদি কখনো ভুল বোঝাবুঝি আসে। তো সেক্ষেত্রে আপনি প্রথম আ কোন বিষয়টা আসলে করেন যে এই সম এই সমস্যাটা সমাধান করতে ১ম ধাপটা আসলে কি আপনার?
জী, আর কি। <chuckles> হ্যাঁ। জী, আসলে এরকম ভুল বোঝাবুঝি যদি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখি যে আ যেটা সত্যি কথা যে আমার আসলে এখানে অপরাধ বা আমার দিক থেকে কোন রকম কোন তা তারমানে নেগেটিভ কিছু আছে কিনা। তার মানে অ হ্যাঁ ভুল
হ্যাঁ? ভুল হয়েছে কিনা হ্যাঁ।